না, এই ক্ষেত্রে আ হয় না যে আমি যদি আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ২ টা মুহূর্তের কথা মনে করি, তাহলে হয় কি যে ১ম এ ছিল যে আমি আসলে আমার ইন্টার পরীক্ষা শেষে আমি আমার শহরের বাইরে গিয়ে একটু পড়তে চেয়েছিলাম এবং আমার মনে হচ্ছিল যে ওখানে আমি সুবিধাটি একটু বেশি পাবো বা আমার কেরিয়ার এর জন্য, আমার ভবিষ্যতের জন্য হবে। ওই জায়গায় হচ্ছে বাবা-মা এটাতে রাজি হয়নি। তারা আসলে নিরাপত্তার কথা ভাবছিল বা মেয়ে আসলে এত দূরে তাদের থেকে যাবে। তারা আবেগের ব্যাপারটাকে নিয়ে এসেছিল। তো তখন আসলে আমি আসলে তাদের সিদ্ধান্তের সাথেই ছিলাম যে না ঠিক আছে তোমরা যেহেতু বলছ তাহলে আমি মানে কি আমি আ আমার একটা বাদ দিলাম। তোমরা তোমাদের মত করেই জিস তো ওই জায়গায় আমার মনে হচ্ছে যে না ঠিক আছে এটা তো এতটাও দরকার না যে আমি তো আমার শহরে পড়তে পারছি। এমন তো না যে আমার এখানে আসলে খারাপ কোন কিছু হবে। বা এইখানেও আসলে ভালো facilities আমি পাব। পরিবার।
আচ্ছা, আচ্ছা। এটা একদমই একদম। <chuckles> একদম, একদম। <chuckles> একদমই, একদম। একদমই ঠিক। মানে যেহেতু আপনার ভালো কিছু হবে বা ফিউচারটা যেটা দেখতে পাচ্ছেন এজন্যই আসলে আপনার দিক থেকে বেশি আগ্রহ ছিল। এমনটা?
হ্যাঁ, এইটাই তো। তো তখন দেখি যে আচ্ছা না। ওই ক্ষেত্রে আমি বাবা-মার সাপোর্ট এ ছিলাম বা বা-বাবা মার কথা মেনে নিলাম। কিন্তু পরবর্তীতে যখন ব্যাপারটা আমার কেরিয়ার এর দিকে চলে আসলো তখন আসলে আমি তাদের সাথে আর সম্মতি পোষণ করতে পারছিলাম না। তখন ছিল যে না আমার নিজের জন্য আমার নিজেকে বলতে হবে। তো নিজের জন্য আসলে বলাটা খুব দরকার। আর না পরিবারের উপর আসলে বলতে ইচ্ছা করে না। বা সাহসটা আসলে পাওয়া যায় না। কারণ কখনো হয় না যে মা-বাবার বিরুদ্ধে যাওয়াটা তো খুব কষ্ট। তো আমার মনে হয় যে হ্যাঁ, কিন্তু কিছু।
একদমই, একদমই। <chuckles> একদমই ঠিক। <chuckles> হুম, এটা একদমই ঠিক। বেশ আ দারুণভাবেই কিন্তু বললেন এই যে আসলে আ পরিবারের ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে বা ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে শহরে যেতে চে চেয়ে চেয়েছিলেন এবং আ পরবর্তীতে বাবা-মা নিরাপত্তার কথা ভেবে সেটার পক্ষে আসলে বলার চেষ্টা করছিলেন না এবং না যাওয়ার যে পরামর্শটা সেটা আসলে দিচ্ছিলেন। কিন্তু ক্যারিয়ারের যেখানে আসলে ব্যাপার আসে তখন কিন্তু আপনি সিদ্ধান্ত রো গুলো আপনার পক্ষেই আসলে নেওয়ার চেষ্টা করেন। যেটা আসলে আপনি চিন্তা করেছেন। তো এই যে আসলে যে আ সিদ্ধান্তগুলো নিলেন তো পরবর্তীতে কিন্তু আ মানসিক যে শক্তিটা সেটাও কিন্তু ধরে রাখতে হয়। তো সেক্ষেত্রে আসলে কী, কী পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল?
জ্বি, জ্বি। হায় হ্যাঁ।

না, এটা অবশ্যই ঠিক। যে পরিবার পরামর্শ পরিবার তো আমার আর খারাপ চাইবে না। বা আমার মা-বাবা তো আমার ক্ষতি করতে চাইবে না। তো পরিবার যে সবসময় ভুল হবে এটাও কিন্তু না। পরিবার যে সবসময় ঠিক হবে সেটাও কিন্তু না। ব্যাপারটা আসলে হয় না যে সিচুয়েশন এর উপর নির্ভর করছে। অনেক ক্ষেত্রে হয় যে যেমনকি আমার ক্যারিয়ার এর ক্ষেত্রে আমার আমার মনে হয় যে আম এর আগ পর্যন্ত বা এখনো পর্যন্ত আমার বাবা-মা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিল, সেগুলো মনে হয় না যে আমার জীবনের জন্য সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল। আ আমার আসলে তাদের কখনো কোনো খারাপ কোনো কিছুর সম্মুখীন হতে হয়নি। কিন্তু যখন ক্যারিয়ার এ ব্যাপারটা আসলো তখন যে তারা একটু আসলে বাধা দেওয়ার চেষ্টা করল। তো ব্যাপারটা তো তখন আসলে হয় না যে ওই সময়টাতে আসলে তারা ভুল ছিল। এবং তাদের ভুলটা দেখিয়ে দিতে হচ্ছিল, যে না তোমাদের চিন্তাভাবনাটা ভুল এই ক্ষেত্রে। এটা আমার জন্য ভালো হবে না। তো এটাই হ্যাঁ, এটা এটা থাকবে যে কেউ তো আসলে পরি মানুষ তো ভুল করবে। তো পরিবারের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা। সবসময় পরিবারের কথায় যে চলতে হবে তাও না এবং সবসময় যে পরিবারের বিরুদ্ধে থাকতে হবে তাও
একদম, একদম। হু, বেশ ভালো বললেন। একদমই। একদমই। <chuckles> একদমই ঠিক বললেন। মানে ব্যালেন্স করার যে ব্যাপারটি। নাকি? <chuckles> একদমই, একদমই। বেশ আ দারুণভাবে বললেন, যে ব্য আপনার হচ্ছে ব্যালেন্স করার যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ আ গুরুত্বপূর্ণ। এবং গুরুত্ব দিয়েই কিন্তু আসলে আপনি আ পরিবারের যে বা প্রত্যাশা বলব বা যে আসলে পরামর্শ আ সেগুলো কিন্তু বজিয়ে রাখেন। বেশ দারুণভাবেই কিন্তু। তো দেখা যাচ্ছে যে, কখনো কি হয় যে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় হ যে আপনার আসলে আ কোনো একটি ব্যাপার আসলে পরিবার অ্যা ব্য সেটার বিরোধী একদম আ চলেই গিয়েছে। তো সেক্ষেত্রে আপনি নিজের মধ্যে শান্তি কিভাবে আসলে বজিয়ে রাখেন? অনেক ক্ষেত্রে দেখা যায় না যে বাবার সাথেও আসলে আ উল্টা-পাল্টা হয়ে যায়, বকা-ঝকার যে ব্যাপারটা বা একটা মনোমালিন্যকর সৃষ্টির আ হয় হয়ে থাকে। তো সেক্ষেত্রে ঐ পরিস্থিতিতে আপনি আসলে কীভাবে পদক্ষেপগুলো নিয়ে থাকেন?
ব্যালেন্স করে চলতে হবে। এটা খুবই দরকার। ব্যালেন্স হ্যাঁ। এক্ষেত্রে আমি আসলে যখন হয় যে, একটু রাগা-রাগিটা হয়ে গেছে একটা, তখন আসলে আমি আর কথা বাড়াই না বা কথা বলতে চাই না। আমি আসলে নিজেও নিজেকে শান্ত করার জন্য আলাদা চলে যাই। এবং তাকেও আসলে হয় না যে তার সামনেই আমি পড়ি না। যে না থাক। তো এরপরে যখন আসলে দেখি যে পরিবেশটা একদম শীতল, ঠান্ডা মাথা ঠান্ডা তখন আমি গিয়ে আসলে বসি। একটা সময় নিয়ে আসলে বসে ঠান্ডা মাথায় আসলে আবার বলার চেষ্টা করি। এবং আসলে আমি আমি সবসময় চেষ্টা করি যে আমি যৌক্তিকভাবে আসলে নিজের ব্যাপারটা তুলে ধরি। অ্যা বাস্তবতা নিয়ে যে আমি কেনো এটা করতে চাচ্ছি। হয় না যে কল্পনা কাল্পনিক কোনো কথাবার্তা। আমি তাদেরকে বলতে চাই না, যে আমি এখন চাকরি করলে আমি এটা করে ফেলবো, ওইটা করে ফেলব। এমন কিছু না। আমি শান্ত হয়ে বলি যে এটা আমার ইচ্ছা আমার দরকার, আমার মনে হয় যে ক
আচ্ছা, আচ্ছা। মানে শান্ত থাকার যে ব্যাপারটি। দারুন, দারুণ। <chuckles> <chuckles> একদমই, একদমই। একদমই, একদমই। বেশ আ দারুণভাবে কিন্তু বললেন। খুবই দারুণ লাগলো এবং দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে এই যে আসলে আ আপনি ব্য পরিবারের যে আসলে ব্য সম্মানের খাতে, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা নীরব ভূমিকা রাখারই চেষ্টা করেন। তো ছোট্ট করে যদি বলতেন যে আসলে আ ভবিষ্যতে আসলে আপনার এই যে আসলে ইচ্ছা বা পরিবারের যে প্রত্যাশা। সেটা আসলে সামলানোর জন্য কোনো কার্যকরী আসলে কোনো উপায় বা কোনো পদ্ধতি আসলে অবলম্বন করবেন বলে ভেবে রেখেছেন কিনা?
হ্যাঁ, হ্যাঁ।

এই ক্ষেত্রে আসলে এটা হয় এবং আমারও তো সম্প্রতি এই জিনিসটা ঘটেছিল। আসলে যে পরিবারের ইচ্ছা একটা ছিল বা আমি আসলে যেদিকে এগোতে চাচ্ছিলাম, ওই ব্যাপারটার সাথে আসলে মিলছিল না। তো ওই ক্ষেত্রে আসলে প্রথমে দেখা উচিত যে আমি যেটা চাচ্ছি ওটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে হয়েছিল যে আমার পরিবার চাচ্ছিল যে হয় না যে, পড়া শেষ, এখন তুমি লাইফে আসলে নিজেকে একটু গুছিয়ে নাও। নিজে বিয়ের দিকে একটু আগাও বা এরকম একটা ব্যাপার।
আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। মানে নিজের দিকে একটু আ দেখা হয় বা নিজের যে ইচ্ছাগুলো, যেগুলো আসলে মনে হয় ডানা মেললেই বেশি ভালো, এমনটা কি?
অ্যা হ্যাঁ, এটা তো আমার ছিল যে ক্যারিয়ারের দিকে আসলে আমি একটু আগাবো। তো এই দিক দিয়ে আসলে ঘরের সাথে আসলে এক ধরনের যে পরিবারের সাথে একটা মতবিরোধ হলো। তো ওই জায়গায় আমি দেখলাম যে আমিই তো ঠিক জায়গায় আছি। আমার অবস্থানটা টা একদম সঠিক। কারণ আমি ক্যারিয়ারের দিকে এগোতে চাচ্ছি। এটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে এ-এইক্ষেত্রে আসলে কম্প্রোমাইজ করার মতো না। তো ওই জায়গায় আমি সিদ্ধান্তটা নিই যে, না, আমি আমার দিকে ঠিক আছি, আমি আমার দিকে কম্প্রোমাইজ করব না। তো আমি আমার সিদ্ধান্তে অটল থাকি। তখন আসলে পরিবারকে বুঝানোর চেষ্টা করি আরকি যে ধীরে, ধীরে বোঝাই।
আচ্ছা, আচ্ছা। দারুন, দারুন। একদমই এক। <chuckles> দারুণ কিন্তু! মানে সে সময় নিজের যে সিদ্ধান্ত, সেটার উপরেই অটল থাকার যে ব্যাপারটি, এমনটাই কি করা হয় নাকি?
এটা অবশ্যই এবং আমার মনে হয় যে এটা সবারই করা দরকার। এইটাতে আসলে হয় না যে জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে আসলে হেলাফেলা পরিবার তো নিজের। এটা ওন ওরা আজকে না কালকে আসলে বুঝে যাবে। শুধু তাদেরকে বোঝাতে হবে ভালোভাবে। তো আমার মনে হয় সময়
একদমই, একদমই। একদমই এক। এটা একদমই ঠিক। বেশ এ্যা দারুণভাবেই কিন্তু বললেন যে এই যে আ পরিবারের ক্ষেত্রে যে আসলে সিদ্ধান্তগুলো আপনার আসলে আ ক্যারিয়ারের গত বা কেরিয়ারের পক্ষে যদি আসলে এইযে সিদ্ধান্তগুলো হয়ে থাকে, সেটার বিপক্ষে যদি আসলে পরিবারও যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের মতে অ্যা যে আসলে বিরোধের যে ব্যাপারটা বা তাদের কথা আসলে মতো না চলার ক্ষেত্রেই বেশি আসলে আপনি আ প্রায়োরিটি বা প্রাধান্যের যে ব্যাপারটি, সেটা বলব যে আসলে আপনি করে থাকেন আপনার জীবনে যেমনটা আসলে বোঝালেন। তো দেখা যায় যে বা কখনো আসলে এই যে আপনার অ্যা নিজের লক্ষ্য বা স্বপ আ এই যে আসলে স্বপ্নগুলো, সেগুলোকে আসলে আ কখনো আসলে অগ্রাধিকার দিতে গিয়ে বাবা-মা আসলে কখনো আ বলেছে যে, "না, এটা করো না, ওটা করো।" তো এরকম আসলে কখনো কি আসলে হয়েছে? তখন আসলে কোন সিদ্ধান্তগুলো আসলে আ নেওয়া হয়েছে?